হ্যাঁ, আপনার এই উ কথা বলতে, বলতে আমার এখন মনে পড়ল। আমি ভুলেই গিয়েছিলাম। আমার খুব কাছের একজন বন্ধু, আমার খুব কাছের বন্ধু যাকে আমরা সবসময় এক্সাম্পল দেই আমি বিশেষ করে। যে, আসলে অনলাইনেই তার শুরুটা হয়েছিল। সেও আমার সঙ্গে আ ঐ বিদেশেই পড়তে গিয়েছিল। কিন্তু তার সম্পর্কটা শুরু হয় একদম অনলাইনে অজানা একজন মানুষের সঙ্গে। এমন না যে, আমার সম্পর্কটা তো হয়েছিল তাও আমার স্কুলের একজন আ মানুষের সঙ্গে যার সঙ্গে পরবর্তীতে দেখা হওয়ার, হ্যাঁ। কিন্তু তারটা এমন একজনের সাথে হয়েছে যে, যার সঙ্গে তার কোনো ভাবে কোনো রকমের কানেকশন নাই। দূরসম্পর্কের কোনো কানেকশন নাই। হ্যাঁ, একদম নতুন একজন মানুষ এবং এমন একটা ওয়েবসাইটে এ হয়েছে যে, ওয়েবসাইটটাতে আ মানে সচারাচর কিন্তু ওই যে, ডেটিং ওয়েবসাইট গুলা তো সেখানে কিন্তু কখনোই সম্পর্ক টিকবে এটা আশা করাই যায় না। তো সেখানে ওদের সম্পর্কটা প্রায় তারা দূরত্বে থেকে ১-১.৫ বছরভাবে সম্পর্ক চালিয়েছে এবং পরবর্তীতে বাংলাদেশে আসার পর সে যখন চলে আসে গ্র্যাজুয়েশন শেষ করার পর। আরো ২ বছর ৩ বছর সম্পর্ক থেকে একটা পর্যায়ে কিন্তু তারা পরিশেষে বিয়ে করেছে। যদিও শুরুতে তাদের দুই পক্ষ রাজি ছিল না কিন্তু তারা দুইজন পেরেছে দুই দুই পক্ষকেই দুই পরিবারকেই রাজি করাতে এবং সার্থকভাবে তারা এখন বিবাহিত জীবন যাপন করছে।
<chuckles> বাহ! বেশ চমৎকার। হ্যাঁ, কাছাকাছি দেখছেন মাঝে, মাঝে। হুম, একদমই ঠিক। যোগাযোগ ছিল না, কানেকশন ছিল না। হুম। বেশ চমৎকার তো। <chuckles> একদমই ঠিক বলেছেন। বাহ! বেশ চমৎকার। বাহ! বেশ চমৎকার এবং আ বেশ আসলে অনুপ্রেরণাদায়ক কিন্তু গল্প, হ্যাঁ, যে, আসলে অনলাইন আসলে মানে এরকম শুরু হয়েছে এবং আপনি যেমনটা বললেন, যে, ডেটিং সাইট গুলাতে হয়েছে। আ যেইটা আসলে খুবই অপ্রত্যাশিত যে, এইস এই জায়গাগুলোর সম্পর্ক কিন্তু টিকে থাকে না। হ্যাঁ? তো সেখান থেকে তারা একটা সফলতা আসলে তৈরি করেছে তাদের মধ্যে। সেটা কিন্তু বেশ প্রশংসনীয় একটা ব্যাপার। তো আপনার কথার প্রেক্ষিতে আপনার কাছে আপনার কাছ থেকে যে, ঘটনাগুলো আসলে জানলাম আপনার কাছে কি মনে হয় যে, এই ঘটনা কি আসলে এই ধরনের কোনো একটা মতামতে পৌঁছানো যায়। আসলে আমরা তো আপনি যেমনটা বললেন যে, অফলাইন এর ঘটনাও অনলাইনের ঘটনাও বললেন। তো দুক্ষেত্রে দেখে আপনার কাছে কি মনে হয় যে, এক্ষেত্রে আসলে ওই ব্যক্তিদের ইচ্ছাশক্তিটাই গুরুত্বপূর্ণ। যে, আসলে ১ জন আরেকজনের সাথে থাকবো কিনা, হ্যাঁ, এই সিদ্ধান্তটা তাদেরকে তাদের ক্ষেত্রেই আসলে গুরুত্বপূর্ণ। এ এটা অনলাইন এরও বিষয় না, অফলাইন এরও বিষয় না। তারা যদি চায়, তারা যদি সিদ্ধান্ত নেয় তারা হয়তো সারাজীবন একসাথে থাকতে পারে।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। অথচ জি। একদমই হ্যাঁ। জি। হু, হুম। হু, হুম। হু, হুম। হ্যাঁ। জি।